<chuckles> আসলে এই জিনিসটা, গোপনীয়তা বজায় রাখার যে বিষয়টা, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ আমার কাছে। কারণ হচ্ছে গিয়ে যে, এই এখনকার সময় এসে যে, আমি যেহেতু একটা দিনও ঠিকভাবে কল্পনা করতে পারি না যে, আমি ফোন ছাড়া থাকবো। <chuckles> এবং এই জিনিসটা যে, ১ দিন জিন যদি কল ভুলেও কল্পনা করার চেষ্টা করি যে, আসলে ফোন ছাড়া থাকতে কেমন লাগতে পারে? সেটাই অনেক কঠিন হয়ে পড়ে। তারপরে তো থাকবই, সেটা প দূরের বিষয়। তো দেখা যায় কি? যে, এর মধ্যে তো অনেক রকমের নিজের ইনফরমেশন আছে। আর এখনকার এই টেকনোলজিক্যাল সময়, দেখা যাচ্ছে শুধুমাত্র নিজের ইনফরমেশনই না, নিজের ব্যাংকের ইনফরমেশন, ক্যাশ আপ এর ইনফরমেশন, মানে মহামারী অবস্থা একটা। <laughs>
হ্যাঁ, হ্যাঁ। জি। আচ্ছা, আচ্ছা। আচ্ছা, <chuckles> ঠিক বলছেন। হ্যাঁ, হ্যাঁ। সে তো অবশ্যই। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ ব্যক্তিগত তথ্য; অ্যা ছবি, সবকিছুই আমাদের ফোনেই থাকে। তো এই যে এত, এত তথ্য আপনার সম্পর্কে, আপনার ফোনে যে, ভেতরে যা আছে, হ্যাঁ? তো এই বিষয়টা নিয়ে কি কখনো, কোন উদ্বেগ তৈরি হয়? বা এই গোপনীয়তাটা হয়তোবা থাকছে না বা কখনো ভেঙে যেতেই পারে। এই ধরনের কোন চিন্তা কি মাথায় আসে?
হ্যাঁ। হুম। হ্যাঁ, হ্যাঁ। হুম। আসলে চিন্তা তো মাথায় আসেই। যখনই আমি দেখি যে, হুট করেই কোন একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে। <chuckles> যে আসলে এ এখন একটা জিনিস থাকে কি? যে, নতুন একটা টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হলেই না? একটা এক্সপ্লয়টেশন চলে আসে সেই অ্যাডভান্সমেন্ট এর। ঠিক আছে? <chuckles> যে আসলে এটাতে আর কি করা যায়? <chuckles> তো এই বিষয়টা আমার অনেক ভয় লাগে। তো দেখা যায় কি? যে, আমি যতই সেই ফোনে অ্যা কোড লক ব্যবহার করছি, ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করছি বা ফেস লক ব্যবহার করছি। এরপরেও দেখা যায় কি? যে, সেটা তো শুধুমাত্র শ মানে একটা শুরু। <chuckles> এরপরে যেয়ে দেখা যায় যে, অ্যাপ যেগুলো আমার অনেক, মানে জরুরি কিছু ইনফরমেশন থাকে যেগুলোর ভেতরে। সেখানে চেষ্টা করি কি? যে, ভিন্ন একটা কোড লক দিয়ে, সে অ্যাপ গুলো লক করে রাখা। যাতে যে কেউ ফোন হাতে নিয়েই আবার চাপাচাপি না করে ফেলে। <chuckles>
আচ্ছা, আচ্ছা। <scoffs> যেমন? একদম। ঠিক বলেছেন, ঠিক বলেছেন। <chuckles> আচ্ছা, আচ্ছা। এই বিষয় আছে। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। ওহ! আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ এইটা, এটা কিন্তু খুব, মানে বেশ ভালো একটা চিন্তা বা ভালো একটা কাজ আপনি করেন। তবে ব্যাপার কি জানেন? এই আ ডিজিটাল সময়ে, তো আপনি যতভাবেই আ এগুলা মেইনটেইন করেন না কেন? দেখা যায় যে, কোন না কোনভাবে তথ্য চুরি হচ্ছে, বিভিন্ন সময় অনেক তথ্য লিক হচ্ছে। এগুলা আমরা একটু খবরাখবর নিলেই জানতে পারি। তো এই ধরনের কোনো উদ্বেগ কি, কখনো আসে? বা এই ঘটনাগুলো যেন আপনার সাথে না ঘটে, এইটা আটকানোর কি, আপনি নিজে কোন ব্যবস্থা নিছেন?
হ্যাঁ। হু, হু। হ্যাঁ। হুম। একদম।

আসলে প্রথমত বাড়ি যাবো। <chuckles> হয়তো বাহিরে বসে এই কাজটা ঘটেছে অবশ্যই, বাড়িতে বসে তো আর ঘটবে না। তো দেখা যায় কি? যে, আমি প্রথমত আসলে বাড়ি যাবো যে, হ্যাঁ, ফোন হারিয়ে ফেলেছি, তো ফোন হারিয়ে ফেলেছি। এখন কি আর করার? আগে বাড়ি যাই। কারণ হচ্ছে গিয়ে, আমার কিছু প্রিকশন রাখা থাকে বাড়িতে। যেমন হচ্ছে গিয়ে আমি আমার, ঐ ইমেইল আইডি যেহেতু আমার ফোনে আছে, আমি সেই ইমেইল আইডির দ্বারা, আমি আমার কম্পিউটারে কানেক্ট করে রেখেছি। এবং তার মাধ্যমে ওই যে, Google এর মাধ্যমে আছে যে, ফাইন্ড মাই ফোন এর একটা বিষয় থাকে, সেটা তো অ্যাক্টিভেট করাই আছে আমার। এবং এর পাশাপাশি আমি যে, কাজটা করেছি সেটা হচ্ছে গিয়ে, যে, ওখানে, আপনি একটা জিনিস দেখবেন যে, কেউ যদি বেশিক্ষণ ইয়ে করে? ওই ফোনের পাসওয়ার্ড চেঞ্জ করার; কারণ আমার তো একটু মানে বাড়ি যাওয়ার সময় আছে। কারণ হচ্ছে যে, গিয়ে, সে আমার ফ প্রথমত ফোন চালাতে হলে, ছা আমার পাসওয়ার্ড অ্যাকসেস করতে হবে। আর যদি সে পাসওয়ার্ড গেস না করতে পারে, হ্যাঁ? <chuckles> কারণ গেস করাটা একটু কঠিন হয়ে যাবে। যদি সে গেস না করতে পারে, তাহলে সে যদি তার যদি ঐরকম দক্ষতা থেকে থাকে? যে, সে বাড়ি যেয়ে, ফোনটা কম্পিউটারে লাগিয়ে সে হচ্ছে গিয়ে, <chuckles> তথ্য বের করবে। হ্যাঁ? তো স তারও তো তখন ভা বাড়ি যেতে হবে। তো আমার হাতে একটু সময় আছে বাড়ি যাওয়ার। <chuckles> অ্যা
আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি। অবশ্যই, অবশ্যই। হ্যাঁ। জ্বী, জ্বী। বলুন। হ্যাঁ, হ্যাঁ। অবশ্যই, অবশ্যই। নির্ঘাত। জ্বী, জ্বী। অ্যা মানে হ্যাঁ, এই ফাইল গুলো হয়তো অ্যাকসেস করবে, জ্বী। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। সেই ত হ্যাঁ, হ্যাঁ, মানে আপনি আগে বাড়ি গিয়ে, এগুলা লক করবেন।
তো আমার কাজটা থাকে কি? আমি যখনই ফাইন্ড মাই ফোন এর ওখানে যাই, ওখানে কিন্তু একটা অপশন থাকে যে, লস্ট হয়ে গেছে। আর যখনই লস্ট হয়ে যায়, তখন হয় কি? এই জিনিসগুলো না? ভিতরের ফাইল হচ্ছে গিয়ে বিশেষ করে, যেগুলো অ্যাপ লকার দিয়ে অ্যাপ মানে লক করে রাখা। হ্যাঁ? বা হচ্ছে গিয়ে যেসব, কোন আ যেইসব সে ওয়েবসাইটের বা যেসব তথ্যগুলো আমি আসলে সরিয়ে রেখেছি, লুকিয়ে রেখেছি, সেগুলো সবার আগে এনক্রিপ্টেড হয়ে যায়। সবার আগে না, আসলে যত ইনফরমেশনের সবকিছু মিলে, এনক্রিপ্টেড হয়ে যায়। এবং ওটার জিনিসটা শুধুমাত্র আমার কাছেই থাকবে। কারণ আমার কাছে আমার নিজের মেইল আইডি, আমার কাছে সেই মেইল আইডি 'র পাসওয়ার্ড। এবং এর পাশাপাশি তো আছেই, ডুয়েল ফ্যাক্টর অথেন্টিকেটর। মানে যত যা সম্ভব, আমি করে রেখেছি। <chuckles>
বুঝতে পারছি, বুঝতে পারছি। লুকিয়ে রাখতে চাচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে ওইটা করার সাথে, সাথে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। সেটা তো অবশ্যই, অবশ্যই। আচ্ছা? এই মানে কারিগরি ব্যাপারগুলো যদি পাশে রাখি, তো দেখা যায় যে, অনেকে পুলিশ বা যারা এই বিষয়ে দায়িত্বপ্রাপ্ত আছে। সেই স এ তাদের কাছে কথা বলে বা তাদের সাথে কথা বলে, একটা আইনত ব্যবস্থাও কিন্তু নেওয়ার কথা এখন অ্যা সবাই প্রচার করে। যে, "আপনার যদি ফোনটা হারায় যায়? অবশ্যই আপনি আপনার এ নিকটস্থ থানায় যাবেন। সেখানে তাদেরকে বা মানে একদম লিখিতভাবে একটা জিডি করলেন। জিডি করার পর সেইটা" মানে ওরাও কিন্তু এই বিষয়ে অনেকটা সহযোগিতা করে। তো এই ধরনের কোন কাজ করা কি আসলে আপনি মনে করেন যে, "হ্যাঁ, ঠিক" বা "এটা করা উচিত।" আপনার ব্যক্তিগত মতামত কি?
হুঁ। রাইট, রাইট। হ্যাঁ। হুম।